আমি না কোনোভাবেই হচ্ছে সবকিছু গুছিয়ে নিতে পারছি না। দেখা যাচ্ছে যে আমি চিন্তা করছি একটা যে, আ আমার সঞ্চয়গুলো সবগুলো একভাবে জমিয়ে আমি future এর জন্য বড় কিছু একটা করব। কিন্তু হঠাৎ, হঠাৎ করে না সবকিছুই না শেষ হয়ে যাচ্ছে। কোনোভাবেই আমি দেখছি যে আমি নিজেকে control করতে পারছি না অথবা আশেপাশের যে পরিস্থিতি সেটাকে নিয়ন্ত্রণ করতে পারছি না। বলা যায় যে সব সঞ্চয় আমার একদমই শেষ হয়ে গেছে এখন। এখন কিভাবে যে আবার গুছাব বা কিভাবে যে preparation নিব সেটাই বুঝতেছি না।
হুম, বুঝতে পেরেছি। সত্যিই এটা কিন্তু একটা আ common সমস্যা সবারই। আ দেখা যাচ্ছে যে সঞ্চয় করতে গিয়ে আ খুব জরুরি বা গুরুত্বপূর্ণ কিছু এমন একটা ব্যাপার চলে আসে জীবনে যে সেখানে আসলে খরচ করে ফেলতে হবে সে সঞ্চয় টাকাটা। তো আসলে পরবর্তী সময়ে মন খারাপ হওয়াটা কিন্তু একদমই স্বাভাবিক। যেমনটা আপনি বলছিলেন যে একবার আসলে সঞ্চয় শেষ হয়ে গেলে তারপরে এরকম একটা অনুভূতি তৈরি হয়। আ তো বুঝতে পেরেছি আপনার বিষয়টা বেশ হ্যাঁ, বেশ মন খারাপ করার মতোই বিষয়। স্বাভাবিক একটা ব্যাপার। তো এতটা মন খারাপ হবেন না, ভেঙে পড়বেন না। সঞ্চয় আ ভেঙে ফেলেছেন তাতে কি হয়েছে? এটা আবারও করা যাবে। এটা এমন কিছু না যে আ আর কোন সুযোগই নেই। হ্যাঁ, অবশ্যই আপনি আবার নতুন করে শুরু করতে পারবেন। তো আসলে জানতে চাইছিলাম যে উম কি এমন ব্যাপার ছিল যার জন্য এরকমভাবে আসলে খরচ করে ফেললেন? এটা কি খুবই জরুরি ছিল নাকি এমনিতেই শখের বসে আসলে খরচ করে ফেলেছেন?
হু, হু। হু, হু। হু, হু। আসলে একেক সময়, একেক কারণে হচ্ছে গিয়ে দেখছি যে, আমার আ যেগুলো জমাচ্ছি সেগুলো শেষ হয়ে যাচ্ছে। আ এই মাসের কথাটাই ধরুন, যেমন হচ্ছে আমি আ ভালো পরিমাণ একটা টাকা জমিয়েছিলাম গত ৩-৪ মাস ধরেই অল্প, অল্প করে হলেও, যে, আমি অ্যা এটা ভবিষ্যতে গিয়ে একটা ছোটখাটো জায়গা কিনব, বাড়ি বানাব। অ্যা সেই হিসাবে স্বপ্ন দেখলাম আর ধীরে, ধীরে আমি জমাচ্ছিলাম আরকি যত কষ্ট করেই হোক না কেনো। কিন্তু হঠাৎ করেই না আমার বাসায় কিছু মেহমান আসলো, তো তারা হচ্ছে গিয়ে বলল যে, তোমার বাসার অবস্থা তো ভালো না। তোমার বাসায় এটা নেই, সেটা নেই। থাকে না কিছু আ আত্মীয় যাদের কথাই হচ্ছে গিয়ে নানারকম মানে কোনো কথা না থাকলে কথা বাড়ানো। তো যাই হোক তারপরও আমার কাছেও মনে হলো যে, না আসলেও তো আমার বাসাটা আরও ঠিকঠাক করা দরকার। যদিও আমার কাছে আসলে যে, অ্যা তারা যা বলছিল সেগুলো ছিল, কিন্তু হ্যাঁ, আ upgraded version গুলো ছিল না, মানে পুরনো model এর বেশিরভাগ ছিল আরকি।
হুম। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম। হুম।
তো এ যো যেই ভাবা সেই কাজ, যে, ভাবলাম যে, না তারা যেহেতু বলছে হয়তোবা এটা দৃষ্টিকটু, অ্যা আমার বাসাও ঠিকঠাক নেই। তো আমি ধীরে, ধীরে না সবকিছু কিনা শুরু করলাম। তো আমি দেখলাম যে, হচ্ছে গিয়ে আমার বাসার টিভি, fridge তারপর AC এই ৩টা জিনিস কিনতে গিয়েই আমার যেগুলো স জমানো ছিল সব শেষ। যেহেতু হচ্ছে গিয়ে আমি একদম আ বলা যায় যে, latest model গুলো কিনে ফেলেছি, যেগুলো দাম বেশি, দেখতেও সুন্দর, এমনগুলো কিনে ফেলেছি আরকি। তো আমার কাছে কোনো সঞ্চয়ও নেই, আবার পুরনো যেই জিনিসগুলো ছিল সেগুলো আমার আসলে পুরোপুরি বলা যায় একটা কম দামেই আমাকে বিক্রি করে দিতে হয়েছে। কিন্তু এখন গিয়ে আমি চিন্তা করছি যে, আসলে তো ওগুলো আমার দরকার ছিল না। আবার অনেক সময় আপনি যেটা বললেন যে, "আমার শখের বশেই কি খরচ করা হয় কিনা?" হ্যাঁ, শখের বশেও আমি দেখছি যে, যখন আ টুকটাক অল্প টাকা আমি জমাই, যেমন ধরেন হচ্ছে ৩-৪০০০ টাকা আমি ধরেন আ জমিয়েছি এ মাসে। কি আ তখন আমি ভাবছি যে, এই ৳৩-৳৪০০০ টাকা দিয়ে আমি future এ গিয়ে কিবা কিনবো? আমি এর থেকে ভালো আমার পছন্দের কোন কিছু কিনি। তো এরপরে আমি গিয়ে ধরেন আ একটা shopping mall এ গিয়ে ঘুরছি যে, দেখছি যে, কোনটা সুন্দর লাগে? বা কিছু। তো তখন টুকটাক এমন যেমন জিনিস অ্যা কিনে ফেলি যেমন ধরেন ফুল গাছ অথবা ধরেন পুতুল, এগুলো কিনে শুধু শুধুই টাকাগুলো নষ্ট করে ফেলি। তো এই হঠাৎ, হঠাৎ যেগুলো মনে পড়ে যে, এগুলো লাগবে অ্যা তো কিনে ফেলি। এরপর তারপর গিয়ে দেখি যে, সঞ্চয়গুলো একদমই শেষ। তারপর মনটাও প্রচুর খারাপ হয় যে, আসলে আমি এটা কি করলাম? এটা তো আমার দরকার ছিল না। কিন্তু কিনার সময় না আমি কোনভাবেই আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। কিনার পরে গিয়েই আসলে আমার আফসোসটা হয়।
উম। <chuckles> উম বুঝতে পেরেছি। এটা কিন্তু একদম স্বাভাবিক একটা বিষয়। মানুষের কিন্তু উম এরকমই হয়। আ প্রত্যেকেরই এরকম একটা মনমানসিকতা থাকে যে পছন্দের জিনিসগুলো আসলে কিনতে ইচ্ছে হয়। আ এটা কিন্তু স্বাভাবিক, একটা স্বাভাবিক বিষয়। এটাকে এরকমভাবে আ মন খারাপের উম উম ইসে নেবেন না, এটা কোনো বিষয়ই না। তো আরেকটা জিনিস আসলে আপনি যেটা বলছিলেন যে আসলে আপনি যে খরচগুলো করে ফেলেছেন তার জন্য আপনি যে মানসিকভাবে একটু কষ্ট পাচ্ছেন বা আপনার আ টাকাগুলো আসলে খরচ হয়ে গিয়েছে। তো এটাও কিন্তু আসলে আ আপনার মন খারাপ নাহ করাটাই হচ্ছে গিয়ে ভালো। কারণ দেখুন আ যে আ যে জিনিসগুলো আসলে আপনি কিনেছেন বা টাকাটা আপনি যেখানে খরচ করেছেন সেটা তো আপনার একটা গুরুত্বের জায়গা ছিল। আ আপনার ওই জিনিসগুলোও তো বেশ জরুরি ছিল বা গুরুত্বপূর্ণ ছিল। তো সেজন্যই তো আপনি আসলে সেখানে খরচ করে ফেলেছেন। এটা তো আপনাকে আসলে করতেই হতো, হয় আজকে না হলে কালকে। তো এটাও তো আপনার টাকা দিয়ে আসলে কিনতে হতো। এমনটা নয় যে আপনি কোথাও থেকে আসলে আ হয়তোবা এটা পাওয়ার একটা সম্ভাবনা ছিল। এটা আপনাকেই কিনতে হতো। তো সেক্ষেত্রে আসলে আ এটা নিয়ে মন খারাপ করার মতো কিছু নেই। আ এটা কিনে ফেলেছেন ভালোই হয়েছে। এটা তো আপনার বাড়িতেই আছে। আপনার মন খারাপ হওয়ার আ যুক্তিযুক্ত থাকতো কখন? যখন ধরুন আ যে টাকাটা হয়তোবা কোনো কারণে নষ্ট হয়ে গিয়েছে বা আ ওই টাকা দিয়ে কিছু একটা কিনতে গিয়ে আপনি একদমই পাননি, এরকম তো আসলে হয়নি। আপনি অ্যা টাকাটা অবশ্যই আপনার নিজের প্রয়োজনে খরচ করেছেন এবং প্রয়োজনটা আপনার আ ভালোমতো মিটছে। তো আরেকটা জিনিস একটুখানি জানতে চাইবো উম আপনি কী আসলে কখনো এরকম করেছেন যে অ্যা টাকাগুলো আসলে আপনি কোথায় জমাতেন? আপনি কী আপনার নিজের কাছেই রাখতেন, আ নাকি ব্যাংকে রাখতেন? কিভাবে আসলে আপনি অ্যা সাধারণত টাকা জমাতেন? এই যে বলছিলেন যে আপনি আ দু, ৩ মাস ধরে জমাচ্ছেন বা আপনি কতদিন আগে থেকে আসলে টাকা জমানোটা শুরু করেছেন?
হু, হু। হু, হু। উ হু। উ হুম। উ হু। হু, হু। না আসলে আমি হচ্ছে কোন bank এ জমাতাম না। আমি হচ্ছে বাসার মধ্যেই আমার drawer এর মধ্যে হচ্ছে যতটুকু পারা যায় ধরেন daily যদি ১০০ টাকা বা ৫০ টাকা এমন করেও জমাতাম আরকি। আবার দেখা যেত যে মাস শেষে যখন বেতন পেতাম তখন একটু বেশি করেই আ ডয়ারে রেখে দিতাম। কিন্তু কোন ব্যাংকে ধরেন ফিক্সড ভাবে জ জমানো রাখা বা যেটা আমি ভাঙতে পারব না এমন কোনভাবে আমি আসলে জমাইনি। দেখা যেত যে হু হুট করে আমার কোন কিছু দরকার হতো ওই ডয়ার খুলে ওখান থেকে নিয়ে গিয়ে খরচ করে ফেলতাম। নিজেকে আসলে নিয়ন্ত্রণ ক করতে একদমই পারতাম না। আর যেটা বললাম যে হচ্ছে গিয়ে আমি future একটা বাসা বানানোর কথা ভাবছিলাম। তো এটার জন্য হচ্ছে last ৩-৪ মাস ধরে আমি আ জমিয়ে ভাবলাম যে হচ্ছে গিয়ে একটা ব্যাংকে account খুলে সেখানে রাখবো। কিন্তু সেটা করার আগেই আমার সব টাকা শেষ হয়ে গিয়েছে। আবার এখন আবার ভাবছি যে হচ্ছে গিয়ে আরও কিছু জিনিসপত্র আমি বাসার জন্য কিনবো। যার কারণে হচ্ছে আমি ধারও নিয়ে বসে আছি। কিন্তু আবার ভাবছিও যে এটা আমি কি আসলে ঠিক করেছি কিনা। কিন্তু এরকম আসলে আমার সাথে প্রায়ই হয়। দেখা যায় যে আমি জমাই কিন্তু শেষ হয়ে যায়। আবার ধার নিই তারপর আবার চিন্তা করি। মানি এমন একটা loop এর মধ্যে দিয়ে আমি যাচ্ছিই বলা যায়।
হুম, বুঝতে পেরেছি। এটা কিন্তু, আ এটাই আসলে মূলত হয়ে থাকে। এই সমস্যাটাই আসলে মানুষ পড়ে। তো, আ এখান থেকেও কিন্তু বেরোনোর বেশ কিছু উপায় আছে। আ যেমনটা ধরুন, আপনার এই টাকা পয়সা খরচ হওয়ার পেছনে বা আপনার ওই যে পছন্দের জিনিসটা আ দেখা যাচ্ছে যে আপনার কাছে অতটা প্রয়োজন না হলেও আপনি কিনে ফেলছেন। তো, এগুলোর পেছনে কারণ হচ্ছে গিয়ে আপনার আ জমানো টাকাগুলো আপনার কাছেই থাকে এবং সেটা হচ্ছে গিয়ে আপনি যখন তখন আপনার ইচ্ছেমতো আসলে সেখান থেকে নিয়ে খরচ করতে পারেন। যে কারণে কিন্তু আসলে মূলত এই টাকাগুলো খরচ হয়ে যাচ্ছে। আর এবং যেমনটা আপনি বলছিলেন যে আপনি ব্যাংকে টাকা রাখেন না বা রাখ রাখার জন্য আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করেন যে আ একটা মোটামুটি একটা রাউন্ড ফিগার না হওয়া পর্যন্ত হয়তোবা ব্যাংকে রাখবেন না, এরকম একটা চিন্তাভাবনা থাকে। তবে এটাই হচ্ছে মেইন সমস্যা। তো, আপনি একটা কাজ করতে পারেন। আ ধরুন, এইযে, যে আ আপনার কাছে যখনই আসলে টাকা আসবে আপনি একটা আ ফিক্সড ডিপোজিট করতে পারেন ব্যাংকে। যেকোনো একটা ব্যাংকে গিয়ে একটা সুন্দর, আ বিশ্বস্ত ব্যাংকে একটা ফিক্সড ডিপোজিট করতে পারেন। সেখানে দেখা যাচ্ছে যে আপনি আ সাপ্তাহিক ভাবে কিছু, কিছু টাকা সেখানে আ জমা করবেন। হুম মানে, আপনার খরচের পরে যে টাকাটা আসলে বেঁচে যাবে বা আপনি বুঝতেছেন যে আসলে ইমারজেন্সি সময়ের জন্য কিন্তু কিছু টাকা আরকি রাখা উচিত। সেটা আপনি ঐচ্ছিকভাবে খরচ করতে পারবেন বা সেখানে আপনি আ একটা নির্দিষ্ট একটা স কিছু সংখ্যক টাকা সেখানে রেখে, এ ধরুন 20,000 টাকা যেটা মনে করুন যে মোটামুটি একটা ইমারজেন্সির সময়ে আপনি আসলে কাজে লাগাতে পারেন, এরকম একটা টাকা সেখানে আসলে রেখে দেওয়ার চেষ্টা করবেন এবং আ ওই ব্যাংকে একটা অ্যাকাউন্টে যদি আপনি একটা ফিক্সড ডিপোজিট করেন তো দেখা যাচ্ছে যে আপনার বাড়ি করার জন্যই সেটা মূলত অ্যা একটা চিন্তাভাবনা আপনার যেহেতু আছে, তো সেটা যতদিন না পর্যন্ত সেই আ পরিমাণ টাকা আসলে সেখানে জমা না হয় ত তদিন পর্যন্ত আসলে আপনি সেখানে টাকা জমাতে পারেন। তো এতে করে কি হবে? যে টাকাটা আপনার একদম আ যখন-তখন ইচ্ছে আপনি সেখান থেকে উঠিয়ে নিয়ে খরচ করে একটা পছন্দের জিনিস কিনে ফেলবেন, আ এ ধরনের সুযোগ তখন থাকবে না। তো তাতে করে কি হবে? ওই টাকাটা জমানোর আ অ্যা মানে টাকাটা সঠিক প পরিমাণে জমতে কিন্তু এটা সাহায্য করবে। আ আরেকটা জিনিস হচ্ছে যেটা বল মানে <clicks tongue> গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হ্যাঁ, অবশ্যই মানসিকভাবে একটুখানি নিজেকে অ্যা গুছিয়ে নেবেন। কারণ এটুকু আপনার আ মাথায় রাখতে হবে যে আপনি একটা আ মোটামুটি একটা চিন্তা আপনার আছে বা একটা প্ল্যানিং আছে, সে পর্যন্ত আসলে আপনাকে যেতে হবে। তো এই সময়গুলোতে আসলে অ্যা আপনার টাকা-পয়সা যদি আ থাকে সেটা আসলে যদি আপনি সেভ করতে পারেন তখন আপনার ওইযে, যে বাড়ি করার স্বপ্নটা সেটা কিন্তু আ আরও কাছে চলে আসবে এবং অ খুব সুন্দর হবে। দেখা যাচ্ছে যে হয়তোবা একটু বেশি টাকা জমালে একটুখানি আ মনের মতো করে আপনি বাড়িটা করতে পারেন। আ কারণ খরচ তো আসলে অনেকই হয়ে যায়। তো সেক্ষেত্রে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো সাধারণত আপাতত কেনার কথা ভাববেন বা সেগুলো আসলে কিনবেন। যেমন হ্যাঁ, শখ তো অবশ্যই থাকে, শখও পালন করা উচিত। তো অ্যা দেখবেন যে কোন শখগুলো আসলে আপনার প্রয়োজনটাকেও মেটায়। আ সেগুলোকে একটুখানি আগে, আগে করার চেষ্টা করবেন এবং আ মানে একটুখানি যদি বেহিসাবি টাকা খরচ করেন তখন কিন্তু সমস্যা। আর আরেকটা জিনিস আপনি যেটা বলছিলেন, যে কারো কাছ থেকে ধার নিয়ে কিছু জে জিনিস কেনার জন্য আপনি ধার নিয়ে রেখেছেন আ অলরেডি। তো এই ব্যাপারটা কিন্তু বেশ আ খারাপ একটা বিষয়। কারণ আ আপনার যদি খুব প্রয়োজন না থাকে, খুব ইমারজেন্সি না থাকে, শখের একটা জিনিস কিনতে হবে, তো সেজন্য আসলে কারো কাছ থেকে ধার নিয়ে ওই জিনিসটা কেনাটা কিন্তু একদমই অ্যা যুক্তিযুক্ত নয়। কারণ ধার নিলে দেখা যাচ্ছে যে ওই ধারের যে একটা চাপ সেটা কিন্তু আরও বেশি আপনাকে মানসিকভাবে আ এলোমেলো করে তুলবে। তাতে করে দেখা যাবে যে আপনি হয়তোবা আ ওইযে, যে একটা টাকা জমানোর কথা ভাবছেন বা সেভিংস এটা কিন্তু কখনোই ঠিকঠাক মতো করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি বলব যে ধার নিয়ে আসলে কোন কিছু কেনাটা যুক্তিযুক্ত নয়। আপনি আ আস্তে, আস্তে করে টাকা জমান। তো টাকা জমানো শেষে যদি দেখেন যে আপনার কাছে আরও কিছু থেকে যাচ্ছে বাড়তি, তখন আপনি আপনার পছন্দের জিনিসগুলো বা প্রয়োজনীয় যেগুলো আ সেগুলো আসলে কেনার কথা ভাবতে পারেন। তবে আপনার ওইযে, যে একটা নির্দিষ্ট লক্ষ্য আপনি আসলে ইস স্থির করেছেন যে আপনি একটা বাড়ি করবেন, তো সেটা তো বেশ গুরুত্বপূর্ণ আপনার কাছে। তো সেহেতু আপনি চেষ্টা করবেন যে ওইযে, যে জায়গাটা, ওই জায়গাটাকে অ্যা একদমই আলাদা রাখতে এবং যতটা অ্যা অ সম্ভব তাড়াতাড়ি ক শেষ করতে।
হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হুম। হু, হু। হু, হু। হুম। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হ্যাঁ, আপনার কথাগুলো আমার বেশ ভালো লেগেছে। আ এখন থেকে আমি হচ্ছে গিয়ে একটা fixed deposit করে সেভাবে টাকাগুলো জমাবো। আর আপনি যেটা বললেন যে ধার না নেওয়াই উচিত, আসলে আ আমিও চিন্তা করছিলাম যে ধারের টাকাগুলো নিয়ে আসলে ঠিক করছিলাম কিনা। daily আমার চিন্তাগুলো হতো। তো এখন থেকে আমি ধার নিবো না। আর হচ্ছে প্রয়োজন মাফিক হচ্ছে খরচ করার চেষ্টা করবো। আ শখের বিষয়ও আছে। শখটা হচ্ছে যখন বেশি টাকা থাকবে তখন করবো আরকি। ধন্যবাদ আসলে আপনাকে এতটা সময় দিয়ে আমাকে সাহায্য করার জন্য। আমি অবশ্যই এগুলো করবো।
কোন সমস্যা নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনার সমস্যা থেকে আপনি অ্যা খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন।